আচ্ছা, জিমে না গিয়ে ফিট থাকা যায় কিভাবে, যদি একটু বলতেন?
হ্যাঁ, আসলে অবশ্যই। জিম এ না গিয়ে আমি মনে করি ফিট থাকা যায়। অ্যা আমি জীবনেও তো কখনো ফি জিমে যাইনি। কিন্তু ফিট থাকাও আবার বোধহয়, একেকজনের কাছে একেক রকম। এক্ষেত্রে যদি আপনি অ্যাম জিমে মানে, ফিট মানে শরীরে অনেক মাসল হবে। এটা হয়, <chuckles> তাহলে অ সেটা না। আমার কাছে
রাইট। ফিট এর সংজ্ঞা তো ডিফরেন্ট। মানুষ টু মানুষ ভ্যারি করবে। জি, জি।
জি, জি সেটাই, সেটাই আমি বোঝাতে চেয়েছি। জিম এ না গিয়েও ফিট থাকা যায়। এটা হচ্ছে এ খুব সারসংক্ষেপ। নানাভাবে তার অ্যা ফিট থাকা প্র্যাকটিস করা, অনুশীলন করা। যে আমার শরী ফিট থাকা মানে তো যে আমি শরীরে যথেষ্ট স্টামিনা আছে, কাজে এনার্জি আছে, উৎসাহ, আমি সহজেই ক্লান্ত হই না। হ্যাঁ? তো এইগুলো যদি আমি বোধ করি যে হ্যাঁ, আছে আমার এগুলো। অ্যা আমি তো জিমে যাচ্ছি না। তো আম তাহলে তো আমি ফিট ই আছি।
অবশ্যই। হুম। রাইট, রাইট। হ্যাঁ ঠিক, এটা ঠিক বললেন কিন্তু। যে ফি ফিট থাকার যে বিষয়টা, এটা সংজ্ঞায়িত করার পরেই কিন্তু ফিট থাকা যায় কি না জিমে না গিয়ে, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। এবং আপনি বেশ কিছু পয়েন্ট বললেন যে, মা গায়ে মাসল তৈরি করা একটা ফিটের উদাহরণ হতে পারে এবং আ নিজে হচ্ছে দম থাকা, স্টামিনা থাকার যে বিষয়টা সেটাও বললেন। তো আপনি জিমে না গিয়ে ফিট থাকেন কীভাবে? আপনার কি কোনো নির্দিষ্ট রুটিন কিংবা বা কোনো প্রসেস আছে কি?
হুম। হুম, হুম। জি, জি। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ, আছে। ওটা অভ্যাসেই যে আমি ফিট থাকব ভেবে করে আসছি সেটা না কিন্তু। কিন্তু ব মজার বিষয় হচ্ছে যে উনে ওটাতেই ফিট আছি। কারণ আমার কলিগরা বলে যে, "আপনার এখনো এত এনার্জি?" হ্যাঁ? তো সেটাই হচ্ছে যে, কী করি আমি সেটা। আ আমার মনে হয় যে আমার খাদ্যাভ্যাস যথেষ্ট ভালো। আমার আ বিশ্রাম যেটা নেওয়া দরকার, ঘুমের যেটা দরকার। সেটা ভালো এবং হালকা এক্সারসাইজ, আমি তে খুব কঠিন এক্সারসাইজ করি এ তা কিন্তু না। কিন্তু যা নিয়মিত যেটা করি, সেটা হচ্ছে হাঁটি। আ তারপরে হচ্ছে সময় পেলে ১০ বা ১৫ মিনিট ১৫ মিনিট তাও খুব বেশি যাই না। একটু সাইকেল চালাই ঘরের ভেতরেই, হ্যাঁ? একটু হালকা ঘুমানোর আগে কিছু হালকা এক্সারসাইজ আছে শুয়ে বসে, আ সেটা করি। এগুলো নিয়মিতই করি এবং তাতেই আমার মনে হয় যে আমি ভালোই আছি।
আচ্ছা। তাই নাকি? আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তার গুলা। দারুন। আপনি কিন্তু বেশ কিছু কাজের কথা বললেন, যেগুলো আপনি রেগুলার বেসিস এ করে থাকেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা দি ১ম এ শুরু করলেন। যে আপনার খাবার যে বিষয়টা সেখানে আপনার কিছু নিয়ন্ত্রণ আছে। বা আপনি হেলদি খাবার খেয়ে থাকেন। এবং গ্রাজুয়ালি অনেক কিছু অনেকগুলো এক্টিভিটি এর কথা বললেন। এই যে সচেতনতা যে বিষয়টা খাবার থেকে শুরু করে এক্সারসাইজ বা নিজেকে সময় দেয়া যে বিষয়টা। এইটা আপনার মধ্যে কীভাবে এসেছে? মানে ফিট থাকার জন্য আপনি যেই প্রক্রিয়াগুলো অনুসরণ করেন এটা কি আপনি নিজ থেকেই কোথাও থেকে পেয়েছেন? কেউ আপনাকে শিখিয়েছে নাকি? কোন কীভাবে আপনার মধ্যে আসলো? এটা যদি একটু বলতেন।
হুম। জি। দিতে। হুম। ওইটা হ্যাঁ খুব আ চমৎকার বলেছেন আসলে। আ যেটা ১ম এই বলব যে সেটা হচ্ছে যে সুস্থ থাকবো, ভালো থাকবো এই ভেবেই কিন্তু শুরু করে নিই। অভ্যাসটা হয়েছে অনেকটাই পরিবার থেকে। এ যেভাবে বাবা-মা খাইয়ে, ডেকে ও উঠে মানে জীবন অভ্যাস গড়ে তুলেছেন, ওটাই ধারাবাহিকতা বজাই রেখেছি এবং দিনে, দিনে বড় হতে, হতে বুঝেছি যে, এগুলোই সুস্থ থাকার জন্য মানসম্মত খাবার। দেখুন যেটা আমি চেষ্টা করি বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু বাচ্চারা দের আবার পারছি না তারা আবার একটু অ অন্যরকম। এ যুগের বাচ্চারা আমাদের মতো না একদমই। তো এটাই আমি বলবো যে
আ আচ্ছা। তাই নাকি? জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো এখনকার জি, জি।
জ্বি, সেটাই বললাম যে, পরিবার থেকেই এসছে আসলে।
তারা এখন আচ্ছা, আচ্ছা। এবং আপনি একটা কিন্তু ভালো জিনিস শেয়ার করলেন। যে, এখনকার বাচ্চারা হচ্ছে, তাদের জন্য আপনি যে প্রক্রিয়াটা আপনার ফ্যামিলি থেকে পেয়েছেন। এবং সেটাকে আপনি বাহবা দিচ্ছেন যে, সেখান থেকে পাওয়ার ফলেই আমার মধ্যে ওই বিষয়গুলো রপ্ত করতে সুবিধা হয়েছে। আপনি আপনার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বললেন যে, সেটাকে দিতে তাদেরকে বা তাদেরকে সেই পদ্ধতি অনুসরণ করানোর জন্য যে প্রচেষ্টা আপনার মধ্যে সেটা কিন্তু তারা সহজে নিচ্ছে না। এটা বললেন আরকি। তো এইটার কারণ কি? এটা কি কালচারি কোন কিছু? নাকি বা বাচ্চারা ইন্টারনেট হোক, বা বর্তমান সমাজের মূল্যবোধের কথা বলেন সেগুলোতে হোক। এগুলোতে খুব দ্রুত এফেক্টেড হয়ে, এইযে বাপ-মার কাছ থেকে দেয়া যে বিষয়গুলো সেগুলো থেকে একটু সরে আসছে। আপনার কি ধারণা?
জ্বী। হু। জ্বী। হুম। হুম। একদম, একদমই যেগুলো আপনি বললেন। যে, ইন্টারনেট আ তারপরে আমাদের যে আব আ স প্রযুক্তিগত যে বিষয়টা চলে এসছে খুব বেশি পরিমাণে। তারপরে এ ও কেমন যেন এই যে আরো Gen Z জেনারেশন এখন ন তাদের মধ্যে একেবারে অন্যরকম ভাব ভাবনা যে আমরা আগে যেটা বলতাম যে, "আ পরিবার বা মা-বাবা কি কিছু শেখায়নি?" এখন না এই কথাটা ঠিক মা-বাবাদের জন্য প্রযোজ্য হচ্ছে না। কারণ, মা-বাবারা চেষ্টা করছেন। আমি বলবো যে চেষ্টার এ ধরণে বোধহয় ত্রুটি আছে একটু। আ ধো চেষ্টার ধরনটাও পাল্টাতে হবে। আগে মা-বাবাদের মানে আমরা যখন সন্তান ছিলাম, তখন একদমই মাথার মধ্যে গেঁথে ছিল মা বলছেন, বাবা বলছেন মানে ওটাই সঠিক এবং ওটাই শুনতে হবে। এখন সেটা নেই। এখন তর্ক করে। এ এই ক্ষেত্রে, ফিট রাখার ক্ষেত্রে আমার ক নিজের কথা বলতে ইচ্ছা করছে। একটু ছোট্ট করে বলি। যে, আমার ছেলেকে আমি একদিন বোঝাচ্ছি সামনে বসিয়ে যে, "এটা করা ঠিক না। এভাবে করতে হয়।" সে তো জিম এ যায়। জিম এর প্রসঙ্গ ক্রমে বলবো হয়তো। তো আমার খুব মেজাজ খারাপ হয়েছে। আমি অব সাধারণত রাগত্ব স্বরে বলি না। কিন্তু এমনভাবে বলি ওদের কাছে নাকি মনে হয় খুব কঠিন। তো যাই হোক আমি বলছি যে, সাথে, সাথে আমার তুই থেকে তুমি হয়ে গেল। আমি বলছি, "তুমি এত তর্ক করছ কেন আমার সাথে? এই বিষয়টা নিয়ে?" এইভাবে, শান্তভাবে। তখন আমার ছেলে বলে কি? "তর্ক করব না? তর্ক না করলে বুঝব কিভাবে যে আমার সমস্যাটা কোথায়?" এটা কিন্তু বেশ যুক্তি, যুক্তি মনে হলো আমার কাছে। আমরা ভাবতাম তর্ক করছে, বেয়াদব! কিন্তু আমি অবশ্য ঠিক তথাকথিত মা না। একটু বোঝার চেষ্টা করি বাচ্চাদের। আ তা আমার তখন মনে হল তাই তো। ও তো ওর সমস্যাটা ধরতে পারছে না। ও অন্ধের মত আমার কথাটা অনুসরণ করতে চাচ্ছে না। নির্দেশ মানতে চাচ্ছে না। ও যুক্তি চাচ্ছে।
জ্বী। হুম। আচ্ছা। ওটাই করতে হবে। রাইট, রাাইট। জ্বী, জ্বী। অবশ্যই। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <scoffs> হু, হু। হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্ষেত্রে কিন্তু এই অন্ধভাবে অনুসরণ করতে গেলে সেটা হিতে বিপরীতও অনেক ক্ষেত্রে হয়ে যায়। তার মধ্যে একটা ব্যক্তির মধ্যে রিয়ালাইজেশন আসে না এবং তর্কের কথাটাও কিন্তু বর্তমান জেনারেশন অনেক ক্ষেত্রে যেভাবে নেয়। যে, তর্ক হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে বোঝার একটা জায়গা আছে। সবসময় যে সেটা অসম্মান হবে, ইনসাল্টিং হবে তেমনও না আরকি। তাদের এই যে ওয়েস্টার্ন যে কালচারটা সেটা কিন্তু এই জেনারেশন ধীরে, ধীরে গ্রহণ করছে। এবং সেটাকে আপনি যে বললেন যে, আপনি ট্র্যাডিশনাল মা না। আপনি হয়তো সেটাকে পজিটিভলি নিচ্ছেন অথবা আপনার দিক থেকে যেভাবে যে ব্যাপারটার সাথে কোপ করা যায় সেটার একটা প্রচেষ্টা চলছে। এটা কিন্তু একটা ভালো বিষয়। যে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল টা এমন জায়গায় এসেছে যে, ট্র্যাডিশনাল কোন কিছু তে আপনি ট্র্যাডিশনাল কোন কিছু বাইরে কোন কিছু হইলেও আপনারা বিষয়টার সাথে মানিয়ে নিতে পারছেন। তো, আপনি বললেন আপনার সন্তান জিমে যাচ্ছে এবং সেখানে কোন কিছু আপনার অপছন্দ হয়েছে। এই ব্যাপারটা কি একটু শেয়ার করবেন? যে, জিম এ যাওয়ার পরও ফিট থাকার বিষয়ে কোন বিষয়টা আপনার পছন্দ হয়নি? অথবা সে হয়তো ভুল করছে, এটা আপনার মনে হচ্ছে। এটা নিয়ে আপনারা কথা বলছেন। এটা কি শেয়ার করার মত কোনো বিষয় নাকি প্রায় পারসোনাল? আচ্ছা, আচ্ছা।
হুম। জ্বী। <scoffs> জ্বী। একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। না, না, না। শেয়ার তো অবশ্যই করা যাবে। জিমে যেয়ে তার কোনোই উন্নতি আমি দেখতে পাচ্ছি না। সে একটু হেলদি আরও। প্রতিবার জিমে যায় কিন্তু জিমে শুধু গেলেই তো হবে না। সেটার তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেখানকার খাওয়া-দাওয়াটা যেটা, সে খুব ফাস্টফুড খায়। তো ফাস্টফুড খেলে তার জিমে গিয়ে লাভটা কী? জিমে গিয়ে তো লাভ নেই। সেটা আমি বারবার বলেছি যে, বলেও যাচ্ছি এখনো। যে, "তুমি প্রতিবার জিমে যাওয়ার জন্য নতুন করে ভর্তি হচ্ছ, নতুন করে ড্রেস বানাচ্ছ। আমার টাকা সেখানে ইনভেস্ট হচ্ছে। তোমার খাবার-দাবারের নিয়ন্ত্রণের চেষ্টা করছি। কিন্তু তুমি তো শুনছ না।" এই বিষয়টাই আমি বেশ এ আ মানে কেমন যেন। শুধু সে বলে, "ঠিক হয়ে যাবে, মা। ঠিক হয়ে যাবে। অত চিন্তা করো না। আর, তুমি যে খাবার নিয়ে বলো" ও একটা কথা প্রায়ই বলে। যে, "আমরা ভাবি যে, যে খাবারগুলো আমাদের আ পুষ্টিকর খাবার। আসলে সেরকম খাবারই আমরা পাই না। খাবারের গুণগত মান নিয়ে পড়াশোনা করো। পৃথিবীতে ১% মানুষ সঠিক পুষ্টিকর খাবার খায়।" উদাহরণ দিয়ে দিলো। <scoffs>
জ্বী। রাইট, রাইট। না, না। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। জ্বী, জ্বী। <laughs> বিষয়টা বেশ অবাক করার মত বিষয় কিন্তু! দেখুন, এই যে আপনার সন্তান যে কথা বলেছে তার হয়তো অনেক সময় মানুষ করে কি যে, সে যখন একটা কোন বিষয়ে অসন্তুষ্ট হয়। সে পুরো বিষয়টাকে নিজের মতো করে অনেক ক্ষেত্রে বুঝে নেয়। পুষ্টির যে বিষয়টা বা জিমে গিয়ে ওজন কমানোর যে বিষয়টা। সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে। আপনি নিজেও বলেছেন সবচেয়ে বেশি গুরুত্ব আপনি যেটাকে দেন সেটা হচ্ছে খাবার ব্যাপারে বা ভালো খাবারের বিষয় যেটা। এবং যেহেতু সারা বিশ্বে খাবার নিয়ে যে পড়াশোনা সাইন্টিফিকরা করে থাকেন সেখানে হচ্ছে দেখা যায় তারা ওয়েস্টার্ন খাবার নিয়ে করে থাকেন। আমাদের দেশের বা এই অঞ্চলে সাবকন্টিনেন্ট এর যেই পুষ্টিগত খাবারের গুণাগুণ, সেটা নিয়ে পড়াশোনার রিসার্চ কিন্তু খুবই কম। এইজন্য মেবি এই বিষয়ে একটা ঘাটতি রয়ে গেছে। যেখান থেকে এই ধরনের চিন্তাভাবনার উৎপত্তি বা নিজের স্যাটিসফ্যাকশন এর জন্য হলেও কিছু ক্ষেত্রে এই ধরনের চিন্তাভাবনার উৎপত্তি আসলে। এবং খাবারের জায়গায় কন্ট্রোল না থাকলে মানুষ যদি সারাদিনও জিম এ থাকে তার কিন্তু উন্নতির আশা করাটা বেশ কঠিন আসলে। আপনার কী মনে হয়?
বুঝছেন! <chuckles> <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই। একদমই শতভাগ। কঠিন না। আমার তো বলতে ইচ্ছে করছে। অসম্ভব, হবে না। এ একদমই। কারণ, আমি আমার চোখের সামনে আমার ছেলেকে দেখছি। আমি বললাম যে, "তোর জিম এ দেওয়ার দরকার নাই। আমি যে কাজগুলো করি আমার সাথে, সাথে কর।" বলে কি? "ওটা কি টাইমিং এ মিলবে নাকি? আমারও" ও ওর কখনো, কখনো রাত জেগে কাজ করতে হয়। "তো সেটা তোমার সাথে আমার মিলবে কি করে? কখনো, কখনো তোমার থেকে আমি দূরে থাকি।" তা আমি বললাম, "তাইলে আমার কথা শোন। আমি কি জিম এ যাই? তো তোদের থেকে যথেষ্ট এনার্জি আছে আমার এই বয়সেও।" এ এটাই আরকি। এটাই হচ্ছে এই জেনারেশনের সাথে আমি ঠিক পারছি না। আমি চেষ্টা করি যে, আমার মতো ও মানে ওদের মতো আমি হতে। আমার মতো ওদেরকে না বানাতে। আমি কিন্তু এটা চেষ্টা করি। তারপরেও একটু <chuckles> হয়ে উঠছে না আর। 100% হয়ে উঠছে না। হ্যাঁ, একদম।
<scoffs> হ্যাঁ। জ্বী, জ্বী। রাইট। জ্বী। আচ্ছা, আচ্ছা। বুজ দারুন বললেন আস আ আশা ক শুধু, মানে একজন বাবা-মার পারস্পেক্টিভ থেকে শুধু কিন্তু আশাই করা যায়। যে, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করবেন। তারা বিষয়টা কিভাবে গ্রহণ করবে শেষ পর্যন্ত কিন্তু তা তাদের দিক থেকে বিষয়টা ছেড়ে দিতে হয়। এবং খাবারের বিষয়টা যেটা আপনি বললেন যে আসলে আপনি অ ট্রাই করছেন। তাকে হচ্ছে আপনার দেয়া খাবারগুলো তাকে দিতে। আপনি যে এক্সারসাইজ গুলো বা যেই নিয়মগুলো মেইন রুটিন মেইনটেইন করে থাকেন সেগুলো তাকে দিতে। সে সময়ের অভাবে বা অন্য কোনো কারণে হয়তো সেটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করছে। জিম এ গেলে যে, নরমালি মানুষ যে এক্সারসাইজ গুলো করে থাকে বা মাসল বিল্ডিং এর জন্য। সেটাতে যে ক্যালোরি বার্ন হয়, একটা সিঙ্গল বার্গার বা একটা ফাস্ট ফুড বা একটা আ কোল্ড ড্রিংকস এটাতে কিন্তু তার চাইতে ৩-৪-৫-৬ গুণ অনেক সময় ক্যালোরি মানুষ গ্রহণ করে ফেলে। সেটা কিন্তু মানুষ খেয়ালই করে না। এই বিষয়টা নিয়ে কিন্তু জেনারেশন এর পর জেনারেশন এর মধ্যে একটা জ্ঞানের ঘাটতি রয়ে গিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
একদমই তাই। হু, হু। হু, হু। হু, হু। হুম। জ্বী। হ্যাঁ। একদমই তাই। এটা এটাই তো বোঝাতে চাই। বলে, "হ্যাঁ, আমি জানি তো সপ্তাহে ১ দিন খাচ্ছি।" আমি বললাম, "তুই সপ্তাহে একদিন যদি সারা সপ্তাহের পরিমাণে খেয়ে ফেলিস, তাহলে আর লাভটা কী হল? দেখছিস ১ টা দিন। কিন্তু পরিমাণটা তো হিসেব করছিস না।" মানে আজ মানে যে বিষয়টা নিয়ে কথা বলছি আমার জন্য খুবই প্রযোজ্য। আমার এই ছেলেকে আমি কিছুতেই ঠিক করতে পারছি না। আমাকে শুধু বলে, "তুমি দুশ্চিন্তা করো না। ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে।" কবে যে হবে, কী জানি? <chuckles> এটাই হচ্ছে। তবে আপনি যেটা বললেন ওটাই ও নিজের সান্ত্বনা যে, "আমি তো চেষ্টা করে যাচ্ছি। এখন তুমি যদি এখন যথেষ্ট বড় হয়েছ, তুমি যদি ঠিক না হও সেটা তো আমি আর কষ্টই শুধু পাবো। আর কিছু আমার হবে না। ভোগ তোমাকেই করতে হবে।"
হ্যাঁ। রাইট, রাইট। আচ্ছা, আচ্ছা। <chuckles> জ্বী, জ্বী। এটা বাবা-মার জন্য দুঃখজনক একটা পজিশন আসলে। যে, তারা জানে যে কোনটা সঠিক। কিন্তু, সন্তানের কাছে সেই সঠিক যে জ্ঞানটা, সঠিক যে চিন্তাভাবনাটা, সঠিক যে মূল্যবোধটা সেটা তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া বা তাদের মধ্যে একটা উপলব্ধি আসাটা যে এইটাই সত্য। এটা কিন্তু সব বাবা-মার জন্যই কঠিন আরকি এবং হয়তো এই জায়গাটাই হচ্ছে উম বাবা-মার সফলতা বা ব্যর্থতা, সেটা আসলে প্রকাশ পায়। যে, শেষ পর্যন্ত গিয়ে সময়ের সাথে সেই চিন্তাভাবনার কোন, কোন জায়গাগুলো স তার সেই সন্তানের মধ্যে উপলব্ধি নিয়ে আসতে পেরেছে আরকি। তো, আপনি আপনার রুটিন এর কথা বলছিলেন। আপনার সন্তানের ক্ষেত্রেও যে আপনি সেই রুটিনটা আপনার সন্তানের সাথে শেয়ার করতে চান বা তাকে দিতে চান এরকম কিছু। ওই রুটিনটা কি শেয়ার করা যায়? মেবি ওখান থেকে অনেক কিছু বোঝা যাবে যে, আপনার ফিট থাকার পিছনে রহস্যটা আসলে
জ্বী, একদমই। একদম, সেটাই। হু, হু। হুম। আমি হচ্ছে অ্যা ছোটবেলা থেকে হেলদি ছিলাম, সুস্থ ছিলাম, সেটাএকটা ব্যাপার। আ পরিবারের আমাদের খুব ব্যা মানে বি আর্থিক স্বচ্ছলতা বিশাল ছিল সেটা না। সেই খাবার অভ্যাসটা সেই কারণে হয়তো বা তখন অত ফাস্টফুড ছিল না, অত পাইনি সেটা একটা কারণ হতে পারে। এখন সেটাই বজায় রাখছি যেমন অ্যা সকালবেলা, ভোরবেলা উঠে এখন তো কাজ করতে হয় সংসারে তারপর নির্দিষ্ট সময়ে চলে যেতে হয় অফিসে, কিন্তু উঠে যেটা প্রতিদিন আমার খাবার তালিকায় থাকে, সেটা হচ্ছে আ ১ম এই আমি কিন্তু যে খালি পেট যেটা বলি অ্যা সেটা তো পানি খাই। ১ গ্লাস পানি খাই। এবং একটা জিনিস খাই, ওটা নাকি বেঠিক। সেটা হচ্ছে কন্টিনিউ করি এ এক মাস ২ মাস, আমি ১ টা রসুনের কোয়া খাই।
Right. জি, জি। জী। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
যেটা আজকেও খেলাম। এবং তার কিছুক্ষণ পরে অ্যা অন্য কোন ভারী খাবার না খেয়ে আমি রেগুলার ১ টা ডিম সিদ্ধ খাই।
আচ্ছা, আচ্ছা।
রেগুলার। হ্যাঁ, তারপরে আবার একটু গ্যাপ এ গ্যাপে অফিস যাওয়ার আগ পর্যন্ত, যে একটানা বসে এক জায়গায় বসে খেলাম। এটা কেন জানি আমার হয়ে ওঠে না, যে ১ প্লেট ভাত, ২ টা রুটি, ৩ টা রুটি এরকম। ভাত তো তেমন খাই না। ডিম খেলাম তারপরে ঘুরে ফিরে আরেকটা কাজ করছি তখন হয়তো ১ টা রুটি কখনো সখনো একটুখানি, একটুখানি ভাত। আর যদি এসব না খাই তাহলে হচ্ছে আমার অ্যা যেটা খাওয়া উচিত না মনে করি যে, ১ টা বিস্কিট ১ টা কলা খেলাম। তবে আমার খাদ্য তালিকাই হচ্ছে অ্যা ডিম আর কলা অ্যা সকালের নাস্তার ভিতরে থাকেই। তারপরে যে হ্যাঁ, তারপরে খাওয়ার সাথে সাথেই আমি কখনো চা কফি খাই না। অফিস যাওয়ার আগে আর পরে অ্যা মানে অ্যা ০.৫ ঘন্টা সময় পাই। ০.৫ ঘন্টা পরে অফিস পৌঁছাই। অফিস যেয়ে আমি ১ম অ্যা কফিটা খাই। এটা হচ্ছে আমার সকালবেলা। এরপরে আমি সাথে জি, খাওয়ার রুটিন যদি হয়
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা! হু, হু। আচ্ছা, আচ্ছা। থাকে সবসময়। হুম। আচ্ছা, আচ্ছা। না, দারুণ বললেন কিন্তু! এখানে যে আপনার যেই এজ খাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তগুলা আছে এটা কিন্তু বেশ প্রশংসনীয়। কারণ সকালে ঘুম থেকে উঠেই যে একটা প্রোটিন খাবার যে বিষয়টা এটা কিন্তু আ আপনাকে satiated থাকে অনেক হেল্প করবে এবং দিনের শুরুটা অনেক ভালো করবে। এটা কিন্তু বিজ্ঞানীরা অনেক বারবার প্রমাণ করেছেন বা research paper এ দেখা গিয়েছে আরকি। এবং আপনার ক্ষেত্রে ফিট থাকার বিষয়ে আপনার যে চিন্তা ভাবনা, চিন্তাভাবনার যে depth এখানে কিন্তু অনেক professionalism প্রকাশ পায় যে আপনি এই জিনিসগুলোকে খুব সহজভাবে এবং বেশ অ্যা সুচারুভাবে নিচ্ছেন আরকি। তো conversation এর জন্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো। আপনি ভালো থাকবেন।
Thank you! হুম, জি। হুম। এই! জি। Thank you! আপনার সাথেও কথা বলে আমার অনেক ভালো লাগলো। যে নিজে কি করি না করি সেগুলো হয়তো অনেকটা অসচেতনভাবেই করে থাকি। অভ্যাসে পরিণত হয়ে যায় না? যেটা প্র্যাকটিস করতে, করতে। তো সেই বিষয়টা এত সুন্দরভাবে আপনি এত সুন্দর করে শুনলেন যে অ্যা বলতেও আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্যও অনেক, অনেক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীর ফিট থাকুক।
জ্বি, জ্বি, হ্যাঁ, হ্যাঁ।